আসলেই। অর্থাৎ আপনি একটা ঐ যে priority list করে ফেলেছেন যে, যেখানে প্রয়োজন এবং যেটা আসলে সর্বোচ্চ প্রয়োজন, সেটাই আসলে দরকার। যেমনটি বলছিলেন যে WhatsApp যেহেতু পরিচিত মানুষের ক্ষেত্রে আছে সেটা যেমন প্রয়োজন, এবং Messenger এ যদি আসলে অপরিচিত মানুষ থেকেও থাকে প্রয়োজনের খাতিরে যারা knock দেয় সেটা আপনি দেখতে পাচ্ছেন। খুব চমৎকার একটা উপায় বললেন। তবে আ এরকম কি কখনো হয়েছে যে এই যে নোটিফিকেশন টার উপরে যখন নিয়ন্ত্রণ নিলেন, তখন কি কখনো মনে হয়েছে যে আপনি আসলে কিছু miss out করে যাচ্ছেন? বা যেমনটি বলছিলেন যে আগে কিন্তু নোটিফিকেশন দেখে আপনার একটা জায়গা থেকে আরেকটা জায়গায় চলে যাওয়ার একটা ব্যাপার ছিল। তো এটা কি শুরুর দিকে এরকম মানে FOMO হয়েছে কিনা?
জ্বি, জ্বি, জ্বি, জ্বি। হ্যাঁ, হ্যাঁ। জ্বি, জ্বি, জ্বি। আচ্ছা, এইখানে কি যে আপনি, হ্যাঁ এটা হওয়াটা কিন্তু খুব স্বাভাবিক। আমার ক্ষেত্রে কি, এটা কম বেশি হয়েছিল। আসলে আমার ফোনটা নষ্ট হয়ে যায় ১ম এ। তো নষ্ট হওয়ার পরে আমি আসলে কাজের ব্যস্ততায় আর ঠিক করাইতে নিয়ে যাইতে পারি নাই। তো তখনো হইছে কি, আমি ২, ৩ দিন প্রায় মনে করেন ফোনটা বাটন একটা ফোন ব্যবহার করতেছিলাম। এবং আমি একটা জিনিস উপলব্ধি করলাম যে, আমার না জীবনের যে মান, এটা খুব অনেক বেশি প্রভাব ফেলছে না। হ্যাঁ, ব্যাংকিং করতে হইলে আমার ল্যাপটপ লাগতেছে। আমার ফোন দিয়ে আমি ইন্স আ সাথে, সাথে করতে পারতেছি না। এটা একটা জিনিস যেটা একটু চিন্তার। কিন্তু তা বাদে সবকিছুই কিন্তু আসলে আমার আ মানে ওই মুঠোফোন দিয়ে আমি কিন্তু করতে পারতেছিলাম আমার ওই বাটন ফোনটা দিয়ে। তো আমার কাছে হুম, হুম, হুম, হুম।
আচ্ছা। হুম। আচ্ছা। অর্থাৎ আপনি বলছেন যে এই যে এতো application বা এতো নোটিফিকেশন বা এত কিছু ব্যবহার করা হচ্ছে যেটা মনে হচ্ছে যে আসলে এগুলো ছাড়া চলার উপায় নেই, কিন্তু আপনার ঐ হ্যাঁ অভিজ্ঞতাটাতে আপনি বুঝে গেছেন যে আসলে খুব যে একটা প্রয়োজন বা খুব যে একটা তারতম্য হচ্ছে এমনও না, তাই তো?
জ্বি, জ্বি, জ্বি। দরকার। কিন্তু আসলে দরকার না। একদম।
তো সেই ক্ষেত্রে আসলে ওর হ্যাঁ, অবশ্যই।
আর বিশেষ করে কি জানেন যে, এ এই নোটিফিকেশন গুলা আছে না? যে, আপনাকে দেখবেন যে, আপনি একটা জিনিস করতে যাচ্ছেন, কিন্তু আপনাকে কিন্তু ওই জিনিসটা করা থেকে শুধু বাধা দিচ্ছে এমন না। আপনাকে কিন্তু সম্পূর্ণ অন্য একটা দিকেও নিয়ে যাচ্ছে। তো এই জিনিসগুলো কিন্তু স খুবই আসলে চিন্তার বিষয়। যে আপনার আ ব্যবহার, এটা কিন্তু একটা ফোন নির্ধারণ করতেছে।
আচ্ছা।